হুম, আমার আ রবীন্দ্রসঙ্গীতে যেকোনো ইন্ডিয়ান শিল্পীকেই আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় ইন্ডিয়ানরা গানে খুব ভালো তার মধ্যে জয়তী
আচ্ছা। হ্যাঁ, তাদের গানে হয়তো যে একটু বেশি মানে ভাবটা, সুরটা কিছুটা একটু বেশি থাকে, মানে একটু মনে হয় যে অন্তর থেকে গাচ্ছে রবীন্দ্রসঙ্গীতগুলা, তাই না?
হ্যাঁ। হুম। আমার ওই যে অ জয়তী, ওনার গান ভালো লাগে। আর রিসেন্ট একদমই আ যারা গাচ্ছে তাদের ভিতরে আমার ইমনের গান বেশ ভালো লাগে। ইমনের রবীন্দ্র সঙ্গীতও খুব ভালো লাগে।
হুম, হুম। এটা আসলে খুবই ভালো লাগলো শোনে। তো আপনারা যে এই যে রবীন্দ্রসঙ্গীত যে আপনার এত পছন্দ বা এ ধরনের গান যে আপনার পছন্দ এর পেছনে কি কারো হাত আছে? মানে কেউ কি আপনাকে এটা শুনিয়েছে প্রথমবার এরকম কি কোন ঘটনা কি আছে আপনার মনে পড়ে?
না, আমি যতটুকু মনে পড়ে আমার যে আমার যখন রবীন্দ্রসঙ্গীত ত শুরু হয়েছে, মানে শেখানো; এ সব অ্যাজ ইউজুয়াল সবার যেরকম হয় আমারও ওই "আইতবে সহচরীতে হাতেখড়ি" হয়েছে। বাট "আইতবে সহচরী" আমার একদম ভালো লাগত না। এই গানটা, ছোটবেলাতে বা অনেক বড় হওয়া পর্যন্তও ভালো লাগতো না। কিন্তু একসময় শুনতে, শুনতে আমার মনে হয়েছে আমি কিন্তু এখনো রবীন্দ্রনাথের আ কবিতা পড়তে পারি না, মানে আমার কাছে কঠিন লাগে, মনে হয় যে আমি বুঝতে পারছি না, মনে হয় যে একটু হ্যাঁ। আর আমার কাছে মনে হয় যে মনে হয় একটু আ বেশি মানে, বেশি ভাবুক টাইপ এর রিয়ালিস্টিক না
হুম, হুম। হুম, হুম। আচ্ছা বুঝতে পারলাম। <laughs> আচ্ছা, মানে ভাবার্থটা ঠিক ধরা যাচ্ছে না, ফিল করা যাচ্ছে না। হুম মানে একটু বেশি হচ্ছে অ্যা ফ্যানটাসি, এ বলা যেতে পারে ওয়ার্ডটা নাকি?
কিন্তু রবীন্দ্রনাথ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বেশিই ফ্যানটাসি লাগে। কিন্তু রবীন্দ্রনাথের গান আমার খুব ভালো লাগে, এটা আ আ কলেজ আ মোটামুটি কলেজে ওঠার পর থেকেই আমার মনে হয় যেন, রবীন্দ্রনাথের গানগুলো খুব টাচ করে, খুবই ভালো লাগে সুর।
হুম, হুম। আচ্ছা। হুম, এটা আসলে বেশ সুন্দর একটা কথা বলেছেন মানে, রবীন্দ্রনাথের সাথে আসলে যে গানের যে ব্যাপারটা এটা কিন্তু ওতপ্রোতভাবে একদম জড়িত তাই না? মানে আশ যেকোন ধরনের গানই দেখবেন মানে, রবীন্দ্র একটা নতুন ধরনের গানই উনি হচ্ছে বা মানে আবিষ্কার করে ফেলেছিলেন। এরকম কি আপনার ফিল হয়েছে কখনো যে, অনেক গানগুলো আছে মেক্সিমামই দেখা যায় আসলে হচ্ছে রবীন্দ্রনাথের গানের একটু কপি করার ট্রাই করে বা আসলে যে ওই সুরটা ইউস করার ট্রাই এরকম কি দেখেছেন?
হুম।